হ্যাঁ, আসলে দেখা গেছে কি? যে এরকম আমার ক্ষেত্রে যে আ মানে এ এই খুবই এ ডিসিপ্লিনের যে বিষয়গুলা ছিল বা, যেখান থেকে আমি একটু বে বের হইতে পেরেছি এককথায় যে আব নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে এককথায় যে আ মানে ওই ২১ দিন পরেও দেখা যায় মাঝে মধ্যে এরকম কিছু মুহূর্ত আসছে, যেখানে দেখা যায় যে আমি চাইলেই কিন্তু পড়তে পারছি। চাইলেও পড়তে মানে ইচ্ছা করছে না এরকম। মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি পড়বো কি, পড়বো না। তো তখন কিন্তু ত একটা ই থাকে মানে অপশন আরকি আমার কাছে থাকে। কিন্তু আমি চেষ্টা করি কি যেহেতু একটা ভালো অভ্যাস আমার মধ্যে যোগ হয়ে গেছে, সেহেতু এই জিনিসটা করা আরকি। হ্যাঁ, এইটা আরকি হারাতে চাই না। তো দেখা যায় এর জন্য আমি চেষ্টা করি যে এ ভালো অভ্যাসটাকে ধরে রাখার জন্য কিন্তু একটু কষ্ট করতে হয়। আর খারাপ অভ্যাস তো দেখা যায় আ্ব শুয়ে বসেই হয়ে যায় আরকি। জিনিসটার জন্য কষ্ট কষ্ট লাগে না। কিন্তু এই জিনিস এ এহ জ্বী।
আচ্ছা। হুম, জিনিসটা ঠিক। আচ্ছা। এটাকে আর আপনি হারাতে চান না। নিঃসন্দেহে। <laughs> না, বিষয়টা বেশ ভালোভাবেই বলেছেন যে, "খারাপ অভ্যাসের ব্যাপারটা এটা কিন্তু আসলে শুয়ে বসেই হয়ে যায়। কিন্তু ভালো কাজের ব্যাপারে কিন্তু আসলে নিজেকে অনেক চেষ্টা করতে হয় বা প্রচেষ্টার ব্যাপারটা থাকতে হয়।" তো আপনার কাছে শেষ প্রশ্ন। ৫ বছর পর আ আপনি কেমন একজন ডিসিপ্লিন মানুষ হতে চান বলে মনে করেন?
জ্বী, জ্বী। হ্যাঁ, আসলে দেখা গেছে কি? যে ৫ বছর পর আমি চেষ্টা করবো যে এরকম একটা জায়গায় যাওয়ার যেখানে এক কথায় আমি আ আব আমার জীবন থেকে যা, যা চাচ্ছি, তা এখেন যা তা যেন আমি পেতে পারি আরকি। যেমন আমার একটা স স্বপ্ন হচ্ছে যে আমি একটা বাড়ি করবো, গাড়ি করবো গাড়ি কিনবো। মানে একটা-একটাই। দ দেখা যায় এত বেশি স্বপ্ন নাই। মানে দেখা যায় অনেকের ক্ষেত্রে আ মানে একটা জিনিস পেলে আরেকটা জিনিস পেতে চায়। কিন্তু আমার যেই স্বপ্নটা আছে এরকম যদি হ্যাঁ, হ্যাঁ। ওই জিনিসটাই আরকি যে আ চেষ্টা করি যতটুকু আমার স্বপ্ন ততটুকের জন্য দৌড়ানো। আর ততটুকই সন্তুষ্ট থাকা। তো যেহেতু আমার কাছে এখন এই জিনিসটা নাই, সেহেতু আমি এ থামতেছি না এককথায়। যে আমি যে এককথায় জিনিসটা চেষ্টা ছেড়ে দেব বা আ এই চেষ্টা করবো জ্বী, জ্বী।
<chuckles> পেতে পারেন। হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ সেটা তো ঠিক। <chuckles> মানে লোভের ব্যাপারটা কাজ করে আরকি। <chuckles> হ্যাঁ। না আসলে আপনার যে ব্যাপারটা যে দীর্ঘ সময় ধরে আসলে আপনি ডিসিপ্লিন যেভাবে ধরে রাখেন, বলা যেতে পারে একটা দারুন একটা বিষয়। তো সেক্ষেত্রে আসলে আপনি একটা জিনিস শিখেছেন যে ২১ দিন যাবত যদি কোন একটা জিনিস করা হয় বা, ছেড়ে দেওয়া হয়, তো সেট সেটা কিন্তু আসলে অভ্যাসে পরিণত হয়। কিন্তু মানুষ কিন্তু চাইলেও জিনিসটা কিন্তু আসলে সহজে হারাইতে পারে না বা জিনিসটা কিন্তু ভুলতে পারে না। বিষয়টা বেশ ভালোই বলা যেতে পারে এবং আপনার যে জীবনের যে ব্যাপারগুলো ডিসিপ্লিন সম্পর্কে এই এটা কিন্তু আসলে যেকোনো মানুষকে অনুপ্রেরণা জাগাবে বলে আমার মনে হয়। আপনার সাথে কথা বলতে পেরে বেশ ভালোই লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকুন।
জ্বী, জ্বী। একদমই হ্যাঁ, হ্যাঁ। <laughs> জ্বী, জ্বী। উ জ্বী, জ্বী। ধন্যবাদ আপনাকেও। মানে কি বলবো? আ আপনি যে এত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিলেন। এ তাই দেখা গেল যে আপনাকে এত কিছু বলা হলো বা এত কিছু বললাম আপনাকেও। তাও ধন্যবাদ আপনাকে এত মনোযোগ দিয়ে সবকিছু শোনার জন্য। আর দেখা যায় এই ডিসিপ্লিন কিন্তু দীর্ঘমেয়াদী করার জন্য ওই আ পদ্ধতিটা কিন্তু আমার জন্য ভালোই কাজে দিচ্ছে আরকি। <chuckles> হ্যাঁ। তো ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন আপনি। শুভ সন্ধ্যা।
হ্যাঁ, আচ্ছা। <chuckles> ভালোই কাজে দিচ্ছে হ্যাঁ। শুভ স শুভ সন্ধ্যা।